হ্যাঁ, এটা আসলে হতেই পারে যে, সে তো একটা বিষয় কি? আমি যদি মানে পানিতেই না নামি তাহলে আমি আসলে সাঁতারটা জানব কিভাবে, তাই না? আ অর্থাৎ হচ্ছে যে, আমি কাজেই যদি কাজেই যদি না নামি, তখন বুঝব কিভাবে যে আমি সেই কাজের জন্য উপযুক্ত কিনা আদৌ? তো এই বিষয়টা হচ্ছে না মানে যদি কেউ বলে যে, "না, আমি এটা করবো না, আমার দ্বারা এটা হবে না।" তো মন মানসিকতা যদি থাকে তখন কিন্তু সারা জীবনেও সে কিছু করতে পারবে না। আর এমন একটা মনোভাব রাখা উচিত যে, সেখানে ভয়ও কাজ করবে, পাশাপাশি একটা নতুন উদ্যমও কাজ করবে। তো ঝুকি তো থাকবে। এই ধরনের একটা মনোভাব রেখে কাজ করলে তখনই কিন্তু ভালো হয়।
খুব সুন্দর একটা কথা বললেন। হ্যাঁ। একদম। হুম। বাহ! বেশ দারুণ! <laughs> জ্বি। না, এই যে প্রত্যেকটা কাজে কিছু না কিছু ঝুঁকি তো থাকে। এবং ঝুঁকি কাটিয়ে উঠে হয়তোবা কাজগুলি সম্পন্ন করলে তখন দেখা যায় যে, আসল সাকসেস টা আসলে বোঝা যায়। আচ্ছা যে কখনো কি এরকম মানে ছোটখাটো ঝুঁকি যেগুলো আছে এগুলো আপনার জন্য দেখেছেন যে, বড় কোন একটা সাফল্যের দরজা খুলে দিয়েছে? যে একটা আসলে আ হয়তোবা ঝুঁকিটা নেয়ার ক্ষেত্রে একটা বিশাল বড় কোন একটা অপরচুনিটি আপনি পেয়ে গেছেন, এমন হয়েছে কখনো?
হু, হু। জি। হুম। হুম, এমনটা হয়েছে বলতে কি? বিশাল একটা ঝুঁকি অবশ্য নিয়েছি। যেমন ধরুন অর্থের দিক থেকে যদি আমি বলি, হ্যাঁ? এমন একটা লোন নিয়েছিলাম আমি। তো লোন নিয়ে কিছু একটা করব, প্লান করেছিলাম যে, মানে নিজের জন্যই আরকি কিছু একটা করব। ব্যবসা বলুন, অনলাইন বিজনেস করার কথাটা আরকি। তো আ যার থেকে আসলে লোন নিয়েছি, হ্যাঁ? আমার কাছে কিন্তু মনে হয়েছে যে ইস! আমি যদি ব্যবসাটাতে লস খেয়ে যাই, তখন তো আসলে আমাকে লোনটাও আসলে পরিশোধ করতে হবে। হ্যাঁ, পাশাপাশি দেখা যায় আমি যে ব্যবসাটা শুরু করছি, সেখান থেকে লাভও যদি না পাই, আমি পরিশোধ করবটাই বা কি? এ ধরনের একটা ঝুকি।
হুম। আচ্ছা, আচ্ছা। <laughs> পরিশোধ তো করতে হবে। হ্যাঁ। হুম, হুম, হুম। মানে বড় ধরনের একটা ঝুঁকি ছিল তার মানে।
হ্যাঁ, ছিল। ছোট ঝুঁকি বলা যায়। তারপরেও কিন্তু এটা আমার জন্য বিরাট একটা ঝুঁকি ছিল। তো শেষে আমি দেখেছি ব্যবসাটা করে মানে মোটামুটি ভালোই একটা প্রফিট পেয়েছি। পরে একটা আত্মবিশ্বাস জন্মেছে। মানে এমন হয়নি যে, আমি আসলে পরিশোধ করতে পারিনি। করেওছি, পাশাপাশি নিজের প্রফিট টাও রেখেছি।